আসলে কিছু ক্ষেত্রে বলব একই রকম। আবার কিছু ক্ষেত্রে অবশ্যই আলাদা। যেরকম হচ্ছে গিয়ে আ আমি যদি বলি আমাদের আ ধা ধর্মর দিক থেকে তো অবশ্যই ধর্মশ্রী মানে কালচার এই ক্ষেত্রে তো অবশ্যই আলাদা। মানে তারা একধর্মের অবলম্বী। আমরা কিন্তু আর অন্য ধর্মের অবলম্বী। তো সেইভাবে কিন্তু আমাদের কালচার টাও আলাদা। তাদের কালচার টাও আলাদা। কিন্তু সেটা আ আমি যদি আমার ফ্যামিলি কিংবা আমি যে আসলে সংস্কৃতি থেকে বিলং করি সেটা বলব। তাহলে বলব আমি সেখানেও একান্নবর্তী পরিবার দেখেছি। আমিও আম একান্নবর্তী পরিবার থেকেই বিলং করি। যেখানে আসলে আ বলা যায় চাচা, মামা, খালা ফুকু থেকে শুরু করে ইভেন খালা তো ইভেন সেটা তো আছেই। সেই সাথে খালাতো চাচা ফুপুরা, তাদের আত্মীয় স্বজনরা এহ হ্যাঁ, আমাদের আ
আইচ্ছা, আচ্ছা বেশ! জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বেশ চমৎকার! উম জ্বি, জ্বি, জ্বি। নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা। উ হুম। আচ্ছা, আচ্ছা। বেশ চমৎকার! হ্যাঁ, হ্যাঁ, সবাই মিলেমিশে যেখানে পরিবারের মধ্যে রয়েছেন। হু, হু। আরে বাবা! এতো অনেক বড় দূর পর্যন্ত এগিয়ে গেছেন তাহলে আপনাদের। তাহলে বাচ্চা-কাচ্চাগুলা যখন একসঙ্গে হয় তাইলে তো ফুটবল খেলার একটা টিম বানানো যাবে।
আসলে জায়গা কম হয়ে যায়, যেরকম আমি আমার বাবার বাড়িতে যখন যাই, আমাদের যখন গেট-টুগেদার থাকে শুধুমাত্র আমার বাবার বাড়ির সাইডের কাজিন, কাজিনদেরই আমরা মনে হয় 40+ হব। শুধু বাবা, ফুপু মানে চাচা-চাচি, ফুপা-ফুপুদের সাইড থেকে।
<laughs> জি, জি, জি। উ হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। হু, হু আবার তো খালারা রই রইলই একদিকে।
ওইটা তো নানুর সাইডে। শুধু বাবার সাইড থেকে আমিই তো মনে হয় ৮ ৩৮ নাম্বার হব। মানে বাচ্চা ফ্যামিলির। তো সেইখানে এখন সবাই বড় হয়ে গিয়েছে। সবারই হচ্ছে গে লাইফ পার্টনার আছে, তাদের বাচ্চা-কাচ্চা আছে। তো লাস্ট
<laughs> বাবার সাইড দেই শুধু এতগুলো। <laughs> না, এটাও খুব ভালো। হু, হু। ওই, ওই একই রকম জি বিষয় কি আপনি ওখানে গিয়ে দেখেছিলেন? যে একান্নবর্তি পরিবার একটা বড় পরিবার করে ছিল তারাও?
অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আ তাদের মধ্যে তো দেখা যায় এরকমের তো একটা ব্যাপার আছে। আর তাদের মধ্যে আরেকটা যেটা বললাম, যে তাদের পুরো পাড়াটাকে আমার একটা বড় ফ্যামিলি মনে হয়েছে। যেহেতু যাবে জায়গাটা আসলে ছোট। কারণ পাড়াটা তো খুব বেশি একটা বড় না। তো সেই ছোট্ট একটা জায়গায় তাদের কিন্তু খুব স্ট্রং একটা কমিউনিটি আছে, যে একে অপরের প্রতি ঝাপিয়ে পড়া কিংবা তাদের মধ্যে একটা হ্যাঁ, খুবই স্ট্রং।
বাহ চমৎকার! উ হু। আচ্ছা ব্যা হ্যাঁ এটি চমৎকার বলেছেন! উহু। আচ্ছা, আচ্ছা। খোঁজ খবরটা নেয়া একটা মেলবন্ধন থাকা। হুম। আসলে আপনি বলছিলেন, অ্যা আপনি একটা জায়গায় বেড়াতে গিয়েছেন এবং সেই জায়গার স্থানীয় সংস্কৃতির সঙ্গে কিছুক্ষণ আপনার থাকা হয়েছে। বিশেষ করে সেখানকার অনুষ্ঠান, আ কাপড়-চোপড়, খাবার-দাবার সেগুলো আপনি ভালোভাবে অবলোকন করেছেন। এবং সেখান থেকে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে যেটি আপনি বলছিলেন। এবং অ্যা ত হয়তো ধর্মীয় সংস্কৃতির দিক দিয়ে কিছুটা একটু আলাদা। কিন্তু এই যে আদিবাসী যাদেরকে আউ উপজাতি বললে, আম আমরা উপজাতি বলছি না যেহেতু তারা সেটা প্রিফার করে না। এই বিষয়ে যে আলাপচারিতা করলেন এবং সুন্দর, সুন্দর আপনার যে অ্যা স্থানীয়দের মেশার যে ক্ষেত্রে যে অভিজ্ঞতা শেয়ার করছিলেন এই আলোচনায় অত্যন্ত ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
হুম, হুম, হুম একদমই।